হ্যালো ভাই, শুভরাত্রি আপনি কেমন আছেন?
হ্যালো, আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আ বেশ অনেক রাত হয়েছে। আ কি করছেন ভাই আপনি?
হ্যাঁ, হ্যাঁ। এই সারাদিন কর্মব্যস্ত সময় গেলো। এখন রাত্রে নিজেকে সময় দিচ্ছি। এটুকুই আরকি আবহাওয়া সুন্দর সব মিলায়ে ভালো লাগছে। আপনার দিন কেমন গেল?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, আসলে আজকের আবহাওয়াটা আসলে খুবই চমৎকার ছিল আমাদের এলাকায়। আ বৃষ্টিও হয়েছে আরকি বেশ দারুণ লাগলো। আছ অনেক আসলে রৌদ্র হ্যাঁ, হ্যাঁ আসলে রৌদ্র পড়ছিল তো অনেকটাই আসলে আ দুর্বিষহ হয়ে পড়ছিল আরকি জীবনযাত্রার যে ব্যাপারটা আরকি। আর সেদিক থেকে বলব যে আজকে দারুণ কাটিয়েছি দিনটি।
একদম, একদম। আচ্ছা। এখানেও বৃষ্টি হইছে। আচ্ছা, আচ্ছা। সেটা ঠিক। আচ্ছা, দারুণ কাটলে তো ভালো দিন ভালো কাটা উচিত আসলে।
হু, হু। হ্যাঁ, তবে
একটা বিষয় আমার মাথায় এলো। আ সেটা হচ্ছে আমরা এখন তো প্রত্যেকেই কোন না কোন সম্পর্কের সাথে জড়িত আরকি। মানে সেটা ভালোবাসার আ সম্পর্কের কথাই বলছি। ভালোবাসা বলছি যে প্রেমিক প্রেমিকাই হতে হবে এমন না যেকোন ধরনের।
হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
তবে এই যে, যে ভালোবাসার ব্যাপারটা এটা কিন্তু এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন দেখতে পারি। তো এই যে ভেঙে যাচ্ছে ভালোবাসার সম্পর্কগুলো এটাকে যেন টিকায় রাখা যায় আরো দীর্ঘদিন। সেক্ষেত্রে কি করণীয় বলে আপনি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ।